জি।
তো এটার আসার ফলে দেখা যাচ্ছে যে আপনি মনে করেন, Cinema industry টু টা পরিবর্তন হচ্ছে। ভালো, ভালো Content আসা শুরু করছে। মানুষ এখন দেখতেছে। উম আ, আ আপনি মনে করেন যেল আ এইযে আপনারা মনে করেন যে এখন আ যেখানে আপনি মনে করেন যে 15, 20 মুভিতে পা রাখা অনেক কঠিন হয়ে যেত। এখন মুভি 70 টাকা আসতেছে, ছাই টাকা পঞ্চাশ কোটি টাকা।
আচ্ছা। তার মানে আপনি টাকার কথা বলছেন আরো, তাই, তাই তো? তা মানে ব্যাবসায়িকভাবে সফলতার কথা বলছেন না? জি, জি, জি।
সফল হচ্ছে। স হ্যাঁ, সফলতাও আসছে এবং Content ও ভালো হচ্ছে। ঠিক আছে? অ্যা জি।
জি এর জি, চমৎকার বললেন আসলে যে, এইযে পরিচালক ক নতুন, নতুন পরিচালক এসেছে, অত্যাধুনিক প্রযুক্তি এসেছে। এবং তারা এগুলো ভালো ব্যবহার করে আসলে অনেক চরিত্র তুলে ধরছে। সাথে, সাথে যদি বল বলতেন একটু এইযে, যে মহানগর, তাক তাকদিরের কথা বললেন, এ এখানে এইযে চঞ্চল-চঞ্চল চৌধুরী ছিল বোধহয় এবং সাথে, সাথে মনে হচ্ছে আপনার কথায় মোশাররফ করিম ছিল। তাদেরও কি অভিনয় দক্ষতার কারণে কি আরো বেশি ফুটে উঠেছে জিনিসগুলো? এমনও তো হতে পারে যে, অনেক ওজো অভিনেতা বা কে দেয়া হচ্ছে এবং সবকিছুই ঠিক আছে কিন্তু অভিনয়টা তিনি ঠিকমত ফুটিয়ে তুলতে পারেন না। এরকমও তো হতে পারে নাকি? যদি একটু কিছু বলতেন এই বিষয়ে।
হুম। জি। জি। জি। হ্যাঁ, এটাও। জি। না, এটা আপনারা মনে করেন যে যারা ভালো অভিনয় করে, মানে যারা একটু মনে করেন যে Smart actor আ যেমন "মোশারফ করিম," "চঞ্চল চৌধুরী।" তারা আপনার মনে করেন স্কিপ পরে নেয়। তারা দেখে কাহিনী কি? কিভাবে ফুটে উঠবে, ঠিক আছে?
হু। জি। হু, হু। তার মানে এটার পিছনে অনেক পরিশ্রম করে আরকি, তাই কি? তাই কে
পরিশ্রম করে। ঠিক আছে? তারপর ওই অনুযায়ী তারা স্ক্রিপট বাছাই করে। অনেক চুজি হয়। এখন অ্যা সা তারা কোন রক কোন, কোন সময় "এক টাকা দেনমহর" মত মুভিতে কাস্টিং করবে না। <chuckles> আমার কথা বুঝতে পারছেন? অ্যা ঠিক আছে? তো "মহানগর" দেখে কিন্তু মোশাররফ করিম চুজ করছে "মহানগরতে আমি অভিনয় করবো।" এবং আ
আচ্ছা। হুম, হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার মানে তারা আসলে কোন কাজ করতে গেলেও বোধহয় চুজ করে, করে। আরেফিন নিশো, আ চঞ্চল চৌধুরী, মুয়া মোশারফ করিম তা মানে যেকোনটা পেলেই সেটা করতে চায় না। গল্পও বোধহয় ১ টা বিষয় থেকে থাকে নাকি আপনার মতো?
চুজ করে। হ্যাঁ, বাছাই করে, করে। হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, অবশ্যই। তাদের ক্ষেত্রে এটা ম্যাটার করে। আ ঠিক আছে? তো যার কারণে এই ২ টার কারণে তারা কিন্তু আজকে ঐ পর্যায়ে গেছে এবং ডি ভালো direction তারা direction কিন্তু তারা দেখে নেয়। এখন আপনের মনে করেন যে ১ টা যদি পরিচালকের কথা বলি "দেলোয়ার জাহান ঝন্টু।" অ্যা ঠিকছে? <chuckles> এখন অ্যা দেলোয়ার ঝন ঝন্টুর কাছে যদি
আচ্ছা। হু, হু। হ্যাঁ, উনি কি একটু পুরো, পুরো পুরাতন অ্যা পরিচালক নাকি?